আচ্ছা।
পাড়ায় কিন্তু আগে কনসার্ট ওইযে ছোটখাটো singer নিয়ে এসে ঐরকম কনসার্ট আসলে দেখা হয়েছে। উম অতটুকুই দেখা আসলে। কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে, উম 'Artcell' কিংবা 'Warfaze' এর যদি কখনো বাংলাদেশে show হয় আ এবং তখন যদি আসলে কোনোভাবে বাসা থেকে permission পাই আমি অবশ্যই যাবো।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি। হ্যাঁ। হ্যাঁ, অ্যা বাংলাদেশে হয়তো শো, যেমন আমি ওদের প্রতি বছরই তো আপনার জাহাঙ্গীরনগরে একটা কনসার্ট হয়ে থাকে। যেমন আ আমি শীতের সময় আমি জাহাঙ্গীরনগর প্রায় সময় আড্ডা দেই তো গুয় মানে ঘুরতাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো বিশেষ করে শীতের সময় আপনার মনে করেন যে ওইখানে পিঠা বসতো, পিঠা খেতাম। তারপর আপনার হচ্ছে গিয়ে যে 'Artcell' এর অ্যা কনসার্ট হতো, 'Shironamhin' এর কনসার্ট হতো। তারপর আপনার হচ্ছে 'Warfaze' খুব কম আসতো 'Warfaze' আ 'Warfaze' সব জায়গায় এত কনসার্ট করে না। আ 'Artcell', 'Shironamhin' তারপর 'মেঘদল' আ তারপর হচ্ছে 'শূন্য' এরা কনসার্ট করে, প্রায়ই কনসার্ট করে অ য়া আপনার হচ্ছে জাহাঙ্গীরনগরে। তো আমি প্রায় এদের কনসার্ট দেখেছি জাহাঙ্গীরনগরে অসাধারণ। আমি মনে করেন যে বিশেষ করে শীতের সময় এই কনসার্ট উপভোগ করা আ আরেকটা আনন্দের একটা ব্যাপার। অনেক সুন্দর একটা ওই অনুভূতি। এই অনুভূতি অ্যা মানে বোঝানোর মতো না আরকি। আ তো খুব ভালো লেগেছে আমার ওদের কনসার্টটা।
এন হু, হু। জি। জি। হু। জি। হুম। জি। জি। আসলেই। কারণ কনসার্টার আর শিল্পীর কথা যদি আপনি বলেন, যে এটা কিন্তু দেখবেন বেশিরভাগটাই হচ্ছে শহরাঞ্চলের দিকেই হয় এবং উম যারা শিল ম্যা শিল্পীকে ভালোবাসে, যারা হচ্ছে গান ভালোবাসে তারা কিন্তু যায় এবং অনেক দুর্ভাগ্যবান মানুষও থাকে আমার মতন যাদের সুযোগ হয় না। কিন্তু আমি আপনাকে ছোট্ট একটা উম এই নিয়ে গল্প বলতে চাই। সেটা হচ্ছে গত বছর মনে হয় অ্যা আ একটা অনুষ্ঠান হয়েছিল উম আ ঢাকার ভেতরেই এবং উম উম আমার সেই band টার নাম মনে পড়ছে না, মানুষ এত বাংলাদেশের আইন তার আগে কি করেছিল।
তো হ্যাঁ। অ্যা জি। অ্যা হ্যাঁ। আত্তা আত্তা। জি। জি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
ভালবাসা আমাদের আসলে পাগল হয়েছে শিল্পী।
আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। তো আপু আমি না আপনার তে মুখ থেকে ২ টা লাইন শুনতে চাচ্ছিলাম, যেকোনো গান যদি শোনাতেন আমাকে। আমি না অনেক excited এটার জন্য। <chuckles>
জি। আচ্ছা, আচ্ছা এত করেই যখন বলছেন আচ্ছা তাহলে ঐযে তোমা বর্ষা
<chuckles> অনেক সুন্দর, অনেক সুন্দর গেয়েছেন <chuckles> জি। তো আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো। আ অনেক সু ধন্যবাদ আপনি আমা আপনি আমাকে গান শোনালেন শেষ সময়। অ্যা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপু। আবারও কথা হবে।
Thank you, পাচ্ছি না। জি। ভালো থাকবেন, জি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। কথা বলে খু

জি। উম আমি যদি আসলে আপনাকে Warfaze নিয়ে বলতে হয় যে আপনার মতো Warfaze আমার খুব প্রিয়, প্রিয় একটা আ কি বলবো যে উম ka মানে ওদের যে অ্যালবাম গুলা ব্যান্ড তো অবশ্যই মানে ওদের অ্যালবাম গুলো, ওদের লিরিক্স গুলা ওদের আ ওদের মিউজিক, এত অত্যন্ত দারুণ লাগে যে গান না করলেও না ওরা যখন একটা মিউজিক just instrument ফার্স্ট এ প্লে করে, ঐটাই goosebump নিয়ে চলে আসে। এবং মানে আপনি যে যদি সঙ্গীতপ্রিয় হন, মানে যথেষ্ট আপনাকে আপনার মুড ভালো করে দেয়ার জন্য। এবং আপনি "না, না" গানটা বলছিলেন না? মানে আমি ১ম এ আসলে Warfaze এর ফ্যান ছিলাম না। আমার একটা ফ্রেন্ড ছিল। ও এই ধরনের গান শুনতো। এবং সবসময় দেখতাম কি এত সাউন্ড দিয়ে গান শুনছিস, কি শুনছিস? তো একদিন ওর কাছ থেকে নিয়ে বললাম "দে আমি একটু শুনে দেখি তো কি শুনতেছিস? আজকে ধৈর্য নিয়ে শুনে দেখব যে এত লাউড মিউজিক কিভাবে তুই শুনিস?"
জি। ফ্যান। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। হ্যাঁ। জি। জি। হ্যাঁ। জি। জি। জি। হ্যাঁ। জি। আচ্ছা, পরে?
তারপর আমি যখন ওটার লিরিক গুলো শুনলাম, মানে আই ওয়াজ জাস্ট লাইক "এতদিন কেন শুনি নাই!" মানে এইটাইতো আসলে গান। মানে গান হবে মানুষকে শেখাবে, গান অনুভূতি নিয়ে খেলা করবে, অ্যা ইন্সপায়ার করবে আসলে এটাই তো গান।
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। কানেকশন টাচ করে দিবে। মানুষের যে কানেকশন টা থাকে অ্যা লাইফ এর প্রতি ওইটা একটা কানেকশন করে দেয় এই এই Warfaze এর গানটা। এবং Warfaze এর যদি একটা ইতিহা একটা একটা ইয়া আছে স্টোরি আছে আপনি যদি জেনে থাকেন। Warfaze কিন্তু আপনার মনে করেন বিশ্বের ৪ নাম্বার বেস্ট ব্র্যান্ড, ওয়ার্লড-এ, ঠিক আছে? আর আপনি যখন Google এ সার্চ করবেন top 10 a best band around the world ১ম এ Warfaze আসে তারপর আপনার হচ্ছে giye AC/DC আছে। তারপর হেভি মেটাল তারপর Metallica, Linkin Park এরকম আসে সিরিয়ালে। তো এটা হচ্ছে গিয়ে আপনার আ ও আ Warfaze অনেকটা বলতে পারেন আপনি অনেক পুরনো ব্যান্ড প্রায় ৪১ বছর বয়স Warfaze এর। তো আ ৪১ বছর ধরে আমি মনে করেন যে আমি আ দেখি নাই যে Warfaze এর লিস্টে আ কিছু কোন গান মানুষ শুনে নাই। প্রতিটা গানই শুনা আছে। খুব কম গান হয়তোবা আপনার ফ্লপ হয়েছে। কিন্তু প্রত্যেকটা গানেই মেক্সিমাম গানই আপনার হচ্ছে যে আ অনেক পপুলার। বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে ওই যে "অবাক ভালোবাসা" বলেন, "পূর্ণতা" বলেন। তারপরে আপনার হচ্ছে গিয়ে "না, হতাশা, রূপকথা, তোমাকে।" অসাধারণ, অসাধারণ প্রতিটা গানই অসাধারণ। তো আপনার আ তাপ পরে যদি আমি আসি Artcell। Artcell এর ১৬ মিনিটের গান "অনিকেত প্রান্তর।" তো <chuckles> "অনিকেত প্রান্তর" তো আসলে প্রত্যেকটা লাইন আপনার হচ্ছে goosebump দিয়ে যায়। আপনি মনে করেন লাইফে ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন থেকে কিভাবে আপনি ঘুরে দাঁড়াবেন? অ অনিকেত প্রান্তরে সেটা কিন্তু সুন্দর চমৎকার বলায় বলে দেয়। অ্যা ঠিক আছে? তো আ বাংলাদেশে আমাদের দেশে ব্যান্ড মিউজিকটাই হয়তোবা অনেক সুন্দরভাবে এবং অগ্রযাত্রার দিকে যাচ্ছে, আ টিকে আছে। যেটা আমাদের মনে করেন যে একটা আ গর্ব করার জায়গা আমাদের মিউজিকটা। আপনার কি মনে হয়?
হু, হু। একদম। আম জি। ও। হুম। আচ্ছা। হুম। আ জি। আ জি। জি। হু, হু। জি। হুম, হুম। জি। হু। জি। ঠিক। হুম। একদম। উ জি। জি। আসলেই।